হ্যাঁ, হ্যাঁ। দেখুন মজার সাথে যখন আমরা শিক্ষা গ্রহণ করি, সেই শিক্ষাটা আমার কাছে মনে হয় যে আমাদের জন্য চিরস্থায়ী হয়ে যাবে। যেমন আম আমি আপনাকে বলেছি যে অ্যা বাংলার যে বিষয়টি আছে সে বিষটি আসলে পড়ার জন্য আমি অনেক ছন্দ আ ব্যবহার করেছিলাম। এবং আজকে আজকে আমার সেই পড়াটার বয়স প্রায় ৬-৭ বছর হচ্ছে যে আমি ৬ থেকে ৭ বছর আগে সেই পড়াটা পড়েছি। এবং এখনো কিন্তু আমার অনেক ছন্দ মাথায় আছে এবং প্রায় সময়ই আসলে মনে পড়ে যে এই ছন্দগুলো আসলে আমি অ্যাডমিশন এর টাইম এ পড়েছিলাম। এবং কেন আসলে পড়েছিলাম বা কোন বিষয়ের উপর ভিত্তি করে পড়েছিলাম বা কোন টপিক এর উপর ভিত্তি করে পড়েছিলাম। সেই বিষয়গুলো কিন্তু এখনো আমার মাথায় আছে। তবে দেখুন আ আপ আ আমরা কিন্তু আসলে অনেকভাবেই শিখার চেষ্টা করি। যেমন ধরুন আমি আ ব্যক্তিগতভাবে একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করছি এবং আ সেই ভাষাটা শেখার জন্য কিন্তু আমি বিভিন আ আমি একটা অ্যাপ ব্যবহার করছি। এবং সেখানে কিন্তু আসলে আ আমার কাছে মনে হয় যে বিষয়গুলো সহজে তুলে ধরা হচ্ছে। তো আপনি কি কখনো ইংরেজি শেখার জন্য কোন অ্যাপ বা কোন গেম ব্যবহার করেছেন?
কিছু, কিছু মানে হু, হু। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। জি, জি, জি। হুম। <smacks lips> আসলে গেম তো না তবে দেখা যাচ্ছে যের অ্যা শিখছি আমি বিশেষ করে ছোট, ছোট যেগুলো দেখায় লার্নিং ইংলিশ কোর্স পড়ায় যেগুলো ছোট, ছোট আমি বলবো যে বিভিন্ন রকম এগুলো কিন্তু দেখি আমি। অ্যা Duolingo আছে হ্যাঁ? এগুলো কিন্তু দেখা হয় যে বিভিন্ন অ ছোট, ছোট হ্যাঁ।
জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। জি, জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো খুবই ভালো। তো দেখুন আমরা কিন্তু চাইলে ইচ্ছা থাকলে কিন্তু আসলে উপায় হয়। এবং আপনি যেটা করেছেন যে আপনি নিজ থেকে যে ভিডিও গুলো দেখছেন বা বিভিন্ন রিসোর্সেস ঘাট ঘাটাঘাটি করছেন এবং এর মাধ্যমেই টয় আপনি শিখতে পারছেন। এখন কিন্তু আসলে আমাদের জন্য অনেক সুবিধা আছে। শেখার কিন্তু অনেক আনন্দময় সুযোগ আছে এবং অনেক সুন্দর, সুন্দর সুবিধা আছে যে সুবিধাগুলো ব্যবহার করে আমরা শিখতে পারি। আ যেমন ধরুন আমি কিন্তু আসলে আমার শেখার জন্য যেমন ধরুন আমি ফ্রেঞ্চ শিখছি, সেক্ষেত্রে দে আমি ফ্রে ফ্রেঞ্চ মিউজিক শুনছি বা ফ্রেঞ্চ কিছু বই পড়ার চেষ্টা করছি এবং আ প্রতিনিয়ত কিন্তু ফ্রেঞ্চ মুভিস দেখছি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। জি। হুম, জি। আচ্ছা, আচ্ছা। হুম।
এর মাধ্যমে কিন্তু আমার কাছে মনে হয় যে <swallows> আমার যে শিক্ষার বিষয়টি আছে সেটা আমার জন্য অনেকখানি সহজ হবে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ইংলিশটা আপনি শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে কি আপনার ইংলিশ গান শুনা হয় কিনা? জি, জি, জি।
জি, জি, জি, জি। আমিও কিন্তু দেখি গানটা শুনি না তবে ইংলিশ মুভিটা কিন্তু আমি দেখি। বেশ বলতে পারেন বিভিন্ন রকম মুভি-টুভিগুলো দেখা যায়। বিশেষ করে অ্যা অন্য ভাষারটাও দেখলে কি হয় না? ওই নিচে তো সাবটাইটেল আছে, সেগুলো দেখা হয়। কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করা যায় হয়তো হালকা কিছু পারি ইংলিশ সেক্ষেত্রে বুঝতেও পারি। তো ভিডিওর মাধ্যমেও কিন্তু ভালোই হয় শেখা। হু, হু। আমি
আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। টয় জি। আচ্ছা। ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি অবশ্যই, অবশ্যই। আপনি খুবই সুন্দর বলেছেন যে ভিডিওর মাধ্যমে যে শিক্ষা বা আজকে কিন্তু আমাদের এই আ ডিজিটাল যুগ বা যতটুকু ডিজিটালাইজড হয়েছে, আমাদের কাছে কিন্তু রিসোর্সেস অভাব নেই। আমরা কিন্তু চাইলেই অনেক কিছু শিখতে পারি এবং আমার কাছে মনে হয় যে আমাদের মোবাইল ফোনটা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষক এবং YouTube কে কিন্তু আমি বিশ্বের সবচে বড় পাঠশালা হিসেবে বিবেচনা করি। এবং এই যে আ আপনি যে বলেছেন যে আপনি সাবটাইটেল দিয়ে মুভিস দেখছেন বা ইংলিশ অনেক মুভিস দেখছেন। তো এর মাধ্যমে কি আপনার মনে হয় যে আপনার ইংলিশটা অনেকখানি উন্নতি হচ্ছে?
উম জি, জি। একদমই ঠিক বলেছেন। হু।